চলে যায়। এটা ঠিক বলেছেন। কারণ দেখা গেল, আ এ নিয়ে কিন্তু বাংলায় অনেক ধরনের প্রবাদ আছে। যে, সাহায্য করতে গিয়ে এ সাহায্য ফেরত পাওয়া না গেলে একটা পর্যায়ে দেখা যায় যে, সে সাহায্যই থাকে না। বা মো মাও মন কিন্তু কঠোর হয়ে যায়। মানুষ কিন্তু কঠোর হয়ে যায়। তো, এই যে ধরুন আপনি আপনার কোন বন্ধুকে অনেকবার আপনি সাহায্য করলেন। কিন্তু কোন একটা কারণে সে আপনার মুখের উপর না বলে দিল। তখন আপনার রাগ, ক্ষোভ এই ধরনের কোনো কিছু হয়? যেখান থেকে দেখবেন অনেকেই কিন্তু রেগে যায়। রেগে গিয়ে বন্ধুকে বলে, "যে আমি তো এটা করেছিলাম, আমার জন্য এখন কেন করবা না?" এমনটা কি কখন হয়েছে?
জি, সেটা তো আছেন। সেটা তো অবশ্যই। <chuckles> না, সেটা তো হয়। নাহ, খোঁটা মূলক খোটা মূলক যে ওয়ার্ড গুলো ওগুলো আসলে আমি ইউজ করতে বেশ পছন্দ করি না। তো সেক্ষেত্রে আমি করি কি? মানে বিষয়টা আসলে এড়িয়ে যাই। যখন তার ব্যাপারটা আসে। কারণ তখন মাঝে মধ্যে আসলে বলাটা ভালো। যে, মানুষটাক তো নিজের ভুলটাও শেখা উচিত। তাই না? তো সেক্ষেত্রে কিন্তু সে অন্য জাগা থেকে কিন্তু জিনিসটা বুঝে উঠতে পারবে। কিন্তু যখন বিষয়টা এমন হয়ে দাঁড়ায়, সে নিজেকে বোঝার চেষ্টা করবে না। সে শুধুমাত্র হেল্প নিয়ে যাচ্ছে। সামথিং লাইক আ টেকেন ফর গ্রান্টেড। মানে তাকে হেল্প করাটা কেমন জানি জরুরি আর অন্যকে হেল্প করা তার জন্য জরুরি না। তো এইটা তো নিঃসন্দেহে খারাপ। তাকে অবশ্যই বুঝতে হবে যে, একটা মানুষের কাছ থেকে আমি যখন ১০ টা হেল্প নেব। আমাকে তো মিনিমাম হলেও হেল্প করতে হবে, তাই না? কারণ, এটা তো আসলে সমাজ ব্যবস্থাটাই এমন। এটা, এটা, যে আসলে স্বার্থের ব্যাপার
হু। হু, হু। হু। হম। হুম, এইটা তো আ ঠিকই বলেছেন যে, সাহায্য তো শুধু নিলেই হল না হ্যাঁ, সাহায্য তো করেও যেতে হবে পাশাপাশি।
তো, এইটা যে আসলে স্বার্থের ব্যাপার তা কিন্তু না, তাই না? কারণ স্বার্থর মধ্যে কিন্তু সবকিছু থাকে না। কিন্তু ব্যাপারটা তো এমন আছেই। যে আপনাকে কিছু পেতে হলে কিছু তো দিতেই হবে। এবং এটা কিন্তু আসলে অতি স্বাভাবিক একটি বাক্য এবং এটি কিন্তু সত্য কথা।
হু।